না, না। এটা আমি আসলে নিজের থেকে বের করি নাই। আমার এক মানে আমি তাকে গুরু বলি আরকি। আমার গানের গুরু। যদিও মানে গান শিখি নাই, শিখার ক্ষেত্রে না মানে গান শোনার ক্ষেত্রে আরকি। আমার ইউনিভার্সিটি র আমার এক বড় ভাই আছেন। অ্যা তো উনি হচ্ছে যে আমাকে সর্বপ্রথম এইসব গানের সাথে পরিচয় করিয়ে দেন আরকি, এবং বুঝিয়ে দেন যে আসলে দুনিয়া জুড়ে গানের অভাব নেই। শুধুমাত্র বাংলা আর হিন্দি গান যদি শোনা বাদ দেয় মানুষজন। আ বাংলা গান কিছু আছে। অনেক ভালো, ভালো লালন সংগীত হতে পারে, মহিনের ঘোড়াগুলি হতে পারে। আ ভাটিয়ালি তারপরে এসব গান হতে পারে। কিন্তু আধুনিক বাংলা গানের কথা বলতেছি এবং বলিউডের হিন্দি গানের কথা বলতেছি। এই ২ টা বাদ দিলে মোটামুটি পৃথিবী জুড়ে নানানো গানের একটা সমারোহ আপনার সামনে চলে আসবে আরকি। হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। পরিচয় করিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে, আপনার যে গুরু আছে গানের গুরু সেই আপনাকে আ এই যে black metal গানে আ পরি আবিষ্কার করতে সাহায্য করেছে বা আপনাকে চিন
না, black metal আরেকজন করেছে। কিন্তু black metal ছাড়া বাকি যত জনরা আছে যে বললাম যে, psychedelic, তারপরে আ town pop, হ্যাঁ, town pop থাকতে পারে। তারপরে এদিক থেকে যেমন আপনার progressive rock rock একটা আছে। এটা খুবই মারাত্মক। psychedelic rock আছে, southern rock আছে। অনেকগুলোই আছে আসলে। অ অভাব নেই তো আসলে।
সোজা psychedelic। মানে মূলত আপনাকে অনেক ধরনের জনরা আপনাকে এই ভা মানে গুরুটা কিন্তু সাহায্য করেছে বের করার জন্য। আর আপনি এগুলো শুনে থাকেন। তো শুনে ভালো লাগলো ব্যাপারটা। তো এই যে আপনি যে শুনেন। এই এ এ এ এটা তো আপনার শখ তাই না? তো এই শখ যদি কেউ বাধা দেয় তখন কি আপনার মাথা গরম হয়ে যায়?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আসলে আমি না মানে আ গানটা এমনভাবে শুনি যেন কেউ বাধা না দেয়। যেমন আ যে গানগুলো হচ্ছে কার কার পছন্দ না হওয়ার কথা যেমন rock গান মানুষের অনেক মানুষের পছন্দ হয় না। তারপরে black metal বা metal, heavy metal এগুলা কিন্তু অনেক মানুষের পছন্দ হয় না। তো ওইগুলা আমি হেডফোন দিয়েই শুনি। আমি মানে আমি খুব শৌখিন অন্তত মানে এ মিউজিক এর যে ইন্সট্রুমেন্ট গুলা যেগুলা দিয়ে গান শুনি, যেমন হেডফোন বলেন, স্পিকার বলেন এগুলা আমি অনেক দাম দিয়ে কিনেছি। মানে যেন খুব মজা দিয়ে, মজা করে শুনতে পারি। আ তো এই ক্ষেত্রে মানে আমি মানে আমি ক্যা যেই হুম, মানে যেগুলো আপনার মানে মানুষকে সমস্যা করবে, সেগুলো আমি হেডফোন দিয়ে শুনি। আর যেগুলো যেমন ভালো যেমন blues, jazz
এটা ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। মানে এ ভালো বলেছেন আপনি। ও আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে, আপনি অনেক ধরনের গান শুনে থাকেন কিন্তু যেইগুলো আওয়াজ দিয়ে মানুষকে মানে, সমস্যা বা বিভ্রান্তিমূলক বিরক্ত করবে যাকে তখন আপনি চেষ্টা করেন যে, আপনার হেডফোনে গানটা শোনার। তো আ এভাবে আরকি আপনি শুনে থাকেন আপনার গানগুলো পছন্দের। আচ্ছা তো আরেকটা জিনিস যদি বলতেন যে, এই যে আ অ মানে এই যে শখ আপনার যে আছে এই গান শোনার তো এতে কি আপনার যে মনটা আছে, এ মনের কি মানে ভালো বা খারাপ করতে কি সাহায্য করে?
হু, হু। হ্যাঁ, বিরক্ত করবে যাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম সত্যি কথা। হু, হু। জি, জি। হ্যাঁ।

আ আমি আসলে যেমন আমার যেগুলা ভালো লাগে, আপনার বলতে পারি psychedelic গান আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে ১ নম্বরে আছে। আপনার তারপরে বলতে পারেন যে উম জ্যাজ খুব ভালো লাগে। ব্লুজও খুব ভালো লাগে বলতে পারেন। আবার জ্যাজের মধ্যে আবার অ্যাম্বিয়েন্ট অ্যা জ্যাজ আছে একটা। এটা একটু নতুন এটা একটু নতুন মানে অ্যা প্রায় বিংশ শতাব্দীর দিকে সেটা হয়েছে কিন্তু ওটাও মোটামুটি খুব ভালো লাগে। আর যদি অনেক খারাপ থাকে যে মানে অনেক। যে মানে একদম কিচ্ছু ভালো লাগতেছে না, তখন ব্ল্যাক মেটাল শুনি।
ও আচ্ছা! একদম ঠিক। হু। আচ্ছা, আচ্ছা! তাহলে মূলত আপনি সব ধরনেরই মানে বিশেষ কিছু গানের আপনার জনরা আছে, সেইগুলো আপনি অ্যা শুনে থাকেন। বিশেষ করে যে ব্ল্যাক মেটাল যখন একদম মনটা খারাপ থাকে। তাছাড়া আপনি জ্যাজটা শুনতেও অ্যা আপনার অনেক বেশি ভালো লাগে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। হু, হু। হ্যাঁ, খুব পছন্দ হয় আমার। ভালো লাগে আরকি।
আচ্ছা! এটা ভালো বলেছেন। আচ্ছা তার সাথে যদি বলতেন যে এই যে শখটা যে আপনি আছে। এইযে গান শোনার একটা শখ আপনার মন খারাপ থাকলে, এতে কি আপনি যখন শুনেন, গান শুনেন, তখন কি আপনার সময়ের হিসাব থাকে নাকি আপনি শুনতে থাকেন তো শুনতেই থাকেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে দেখা যায় আমার মানে এখন বর্তমানে একটু জিনিসটা একটু কম হয় গান শোনাটা। তবে এমনও দিন গেছে যে টানা ৩-৪ ঘণ্টা, ৫-৬ ঘণ্টা পর্যন্ত টানা গান শুনেছি। কিছুই মনে নাই, কিছুই অনুভূতি নাই। শুনতেছিই তো শুনতেছি।
ও আচ্ছা! আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।
একটা, একটা, গানের ইয়া আছে আরকি, সেটাকে বলে psychedelic space rock মানে জনরা আরকি এটা। ওইটা তো ওইটা হচ্ছে মানে আপনাকে পুরা দেখবেন যে স্পেসে নিয়ে গেছে। মনে হবে যেন আপনি একটা পার্টি। <chuckles> মনে হবে আপনি একটা পার্টিকেল এবং সেই পার্টিকেল একবার একেকটা মনে করেন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এগুলার মধ্যে ধাক্কা খাচ্ছে, একবার মুনের সাথে, একবার স্যাটার্নের সাথে, একবার সূর্যের সাথে, কত কিছুর সাথে যে ধাক্কা খেয়েছি জীবনে, এটা বলে শেষ করতে পারব না আসলে।
এটা তো ইন্টারেস্টিং ব্যাপার। মানে এটা কিন্তু একটা বেশ একটা ভালো জিনিস আপনি বলেছেন। যে আপনি মূলত চেষ্টা করেন যখন আপনি স্ট্রেসে থাকেন, এই যে অ্যা ব্লাক মেটাল গানটা শোনার আ ভাল্লাগে আপনার। তো হচ্ছে এই জিনিসটা কিন্তু মানে অনেক গ্রহর আওয়াজ কিন্তু শোনা যায়। তো শুনে বেশ ভালো লাগলো। তো এটা কি আপনি নিজ থেকে বের করতে পেরেছিলেন? নাকি কেউ আপনাকে আবিষ্কার করতে সাহায্য করেছিল?
হ্যাঁ, হ্যাঁ। হু, হু।

আসলে শখ থাকে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। যেটা সত্যি কথা কিন্তু আছে। সত্যি কথা যারা অনেকে আছে যাদের শখ থাকে না তারা আসলে অনেক বড় আঘাত পেয়েছে জীবনে। যার ফলে তাদের জীবনের চেয়ে একটা ভালো দিক জীবনটা যে, একটা মজা করার সময়, একটা সুখের সময় এটা তারা।
এটা আপনি বেশ ভালো কথা বলেছেন।
হ্যা, হ্যা, তারা ভুলে যায়। তো সেক্ষেত্রে প্রথমত আমার মনে হয় আ নিজের সুখটা মানে জীবনের যে, মূল্যটা এটা যদি বুঝতে পারে কেউ, তখনই কিন্তু শখটা উদয় হবে। ঠিক না? কারণ আ যে, বুঝবে যে, মানুষ জাতি হিসেবে একটা মানুষের কি মূল্য আর একটা প্রাণী আরেকটা মানুষের অবশ্যই তফাত আছে বলেন। আ একটা বিড়ালের মস্তিষ্ক। একটা বিড়ালের মস্তিষ্ক, আরেকটা মানুষের মস্তিষ্ক। সৃষ্টিকর্তা তো আমাদেরকে সৃষ্টি করেছেন ওই শ্রেষ্ঠ হিসেবে। তাই না? তো আমাদের
এটা ভালো বলেছেন। এটা আপনি ঠিক বলেছেন। এটা আপনি ভালো বলেছেন যে, আপনি বলতে চাচ্ছেন যে, আ এই আ যে, মানে উপরওয়ালা যে, আমাদেরকে যেভাবে বানিয়েছে, সেটা কিন্তু সবারই কিন্তু একটা শখ দিয়ে এনেছে। তা আপনি সেটা বলতে চেষ্টা করছেন যে, এই যে, সবারই এক কোনো না কোনো শখ থাকে তো সেটা আ বের করে নেওয়া তাদের উচিত।
হ্যা, হ্যা, একদম। নি, নিতে হবে হ্যা। না হলে ওর কোনো মানে থাকে না আর কি।
আ, একদম নিতে হবে। এটা বেশ আপনি চমৎকার একটা কথা বললেন। আচ্ছা, তার সাথে, সাথে যদি বলতে নেই যে, আপনার যে, শখটা, এটা কি জীবনে রুটিন হিসাবে আছে নাকি এটা আপনার মন মতো আপনি করে থাকেন।
জি, জি, ধন্যবাদ। হুম, আসলে রুটিন করে তো আর শখ করা হয় না। তবে বাগানটা মোটামুটি সকালবেলা এটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। আ রুটিন না ঠিক। এটা অভ্যাসে পরিণত হয়েছে। আর গানের যে, বিষয়টা সেটা হচ্ছে হ্যা, হ্যা, গানের যে, বিষয়টা সেটা হচ্ছে একটা সময় দেখা যেত দিনের মানে সকালবেলা ঘুম থেকে উঠে গান ছাড়তাম। আবার রাত্রে ঘুমানোর আগে গান ছেড়ে, ছেড়ে ঘুমিয়ে যেতাম। আর মাঝখানেও মানে সারাদিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম। সেই আ ইউনিভার্সিটি লাইফ এর কথা বলতেছি আরকি। হ্যা, হ্যা, তো শখের কাজ যেহেতু সারাদিনই করতাম।
হ্যা, বেশ ভালো একটার দিক। হ্যা, এটা ভালো কথা বলেছেন। জি, জি, জি। তা, আপনার কি মানে আপনি বলতে চাচ্ছেন যে, আপনি সারাটা দিন গান শুনতে। তো এমন কি হতো যে, আপনি অ ইউনি আ আপনি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তখন আপনি গান শুনতে, শুনতে যাচ্ছেন, আবার বেরোচ্ছেন তখনও গান শুনছেন। আপনার কি এরকম আ রিক্সা বা বাইক যেভাবে যানবাহনে যাওয়া হয়, তখনও কি আপনার এরকম হেডফোনে গান শোনা থাকে?
হু, হ্যা, হ্যা একদম। হ্যা, হ্যা। হ্যা, এটা আমার একটা ক্লাসিক লুক বলতে পারেন যে, আমার ইউনিভার্সিটি তে আমাকে লোকজন মানে। চীনে আরকি।
আচ্ছা, এটা কিন্তু বেশ চমতকার একটা কথা বলেছেন, আচ্ছা, তার সাথে, সাথে কি আপনার এই শখের কারনে কি কোনো মানুষের সাথে আপনি কানেক্ট হয়েছেন?
হ্যা, অনেক মানুষের সাথে কানেক্ট হয়েছি। আমার গুরুর সাথে আমি কানেক্ট হয়েছি। তারপরে আমার ব্ল্যাক মেটালের গুরুর সাথে আমি কানেক্ট হয়েছি। এবং আমি ফেসবুকে আমার প্রোফাইলের মধ্যে এরকম অনেক রকমের গান শেয়ার দেই। তো সেখান থেকে অনেকেই কিন্তু মানে হ্যা, হ্যা, দেশ-বিদেশের অনেকেই আমার সাথে পরিচিত আছে আরকি। বিভিন্ন দেশের ফিনল্যান্ড থেকে শুরু করে, সু অ্যা সুইডেন থেকে শুরু করে আপনার নেদারল্যান্ড বিভিন্ন দেশের লোকজন আমার প্রোফাইল এর সাথে যুক্ত হয়। শুধুমাত্র আমি মানে কোন গানটা শেয়ার করবো এটা দেখার জন্য আরকি।
আচ্ছা, আচ্ছা এটা কিন্তু মজার ব্যাপার। এ তো দেখি বেশ জনপ্রিয় হয়ে আছেন।